অ্যা এই কল্পনা করি এবং কল্পনা করা করে, করে আসলে দেখা যায় যে আমরা ওই অ্যা চরিত্রটাকে নিজের অ্যা মধ্যে আরকি আবিষ্কার করে ফেলি। ঠিক আছে? তো মনে হয় যে না ওই চরিত্রটা আমি যেমন ধরেন যে 'মাসুদ রানা' বাংলাদেশের একটি অ্যা কালজয়ী উপন্যাসের চরিত্র। হ্যাঁ তো জা
হ্যাঁ, অনেক, অনেক, অনেক জনপ্রিয় একটি উ ক্যারাক্টার এবং সেবা প্রকাশনীর বোধহয় মানে পুরস্কারপ্রাপ্ত একটি সিরিজ।
হ্যাঁ, অয়সে অবশ্যই কাজী আনোয়ার হোসেনের একটি অনবদ্য সৃষ্টি। তো দেখা গেল যে এই আমরা যখন ছোটবেলায় ক্যা আ মাসুদ রান্নার বই পড়তাম তখন অ্যা আমরা নিজেকে মাসুদ রানা কল্পনা করতাম। অথবা ৩ গোয়েন্দার যখন বই পড়তাম তখন আ আমরা নিজেকেই আসলে গোয়েন্দা মনে করতাম। হ্যাঁ অথবা হুমায়ূন আহমেদ হিমু যখন পড়
হু, হুম। আপনি নিজেকে কোনটা মনে করতেন কিশোর মুসা? না রবিন? আপনার নিজেকে কোনটা মনে হত?
সবসময় আসলে রবিনের মতই মনে হয়। আসলে আমি বই পোকা টাইপের আর কি হতে চাই। যেহুতু আমি জানি
<laughs> আমি নিজেকে মুসা মনে করতাম, because i will i was physically stronger than most people। আমি নিজেকে মুসা মনে করতাম।
হু।